হ্যাঁ, ডেফিনিটলি দেখুন আম আমি নিজেই অ্যাকচুয়ালি ২ সংস্কৃতির মাঝখানে বড় হয়েছি। আমার জী, জী আমার নানার দিকের ফ্যামিলি তারা ধর্মভীরু পারসন ছিলেন। তাদের হচ্ছে আ ধর্মের যে রীতিনীতি ছিল, সেইগুলা তারা যেমন মেনে চলতেন, এট লিস্ট চেষ্টা করতেন। একই সাথে এ ধর্মীয় গোঁড়ামির কিছু বিষয়ও ছিল। একই দিকে যদি আমার বাবার দিকের ফ্যামিলির কথা বলি, দাদার দিকের ফ্যামিলি। তো সেক্ষেত্রে তারা হচ্ছে গান বাজনা করতে, আ বই পড়তে, কালচার এর সাউন্ড থাকতে, মুভি দেখতে, এবং ওয়েসটার্ন কালচারের ওয়েসটার্ন যে মনমানসিকতা, সেটা কিছুটা তারা ধারণ করত, এবং তাদের মধ্যে, এই যে, "এই বয়সে, তুমি এখনো এই গান শোননি, এই বই পড়োনি।" এরকম একটা মন মেন্টালিটি ও ছিল। তো এই ২ কালচার এ আমি নিজে বড় হয়েছি এবং ২ কালচার এরই আ জি, জি বসে
আচ্ছা, সেটা কিভাবে? <chuckles> হুম, হুম। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা। <chuckles> বুঝতে পেরে আচ্ছা, <chuckles> আমার একটা জিনিস জানতে ইচ্ছে হচ্ছে যে, আপনার <scoffs> বাবা-মার বিয়েটা কিভাবে হয়েছে? মানে একদম কমপ্লিটলি ২ টা কালচার এর মানুষ যেহেতু!
<laughs> জী, জী। মূলত আমার দাদা যিনি ছিলেন, উনি হচ্ছেন আম ধর্মভীরু হওয়ার পাশাপাশি উনি হচ্ছে বই পড়াতে অনেক আ ই ছিলেন। স্বাধীনতা দিয়েছেন, বাচ্চাদেরকে যে সব ধরনের বই। যেমন, বাবা সেই আমলে হচ্ছে ম্যাগাজিন কিনতেন। এটা হচ্ছে উনিশশো চুয়ান্ন থেকে পঞ্চান্ন সালে দেশ স্বাধীনের আগের সময়ে ম্যাগাজিন কিনতেন। তো <scoffs> এটা একটা অসম্ভব বিষয়, এবং দাদা সেটাকে সাপোর্ট করতেন। তো যেহেতু ২ ফ্যামিলি মোটামুটি ওই আমলে যেটা হয়ে থাকে যে নাম, ফ্যামিলির যদি নাম থাকে। লোকজন যদি বলছে, "না, এরা নামী ফ্যামিলি।" সেক্ষেত্রে বিয়ে হো হত এবং বাবাদের টা অ্যারেঞ্জ ম্যারেজ ই ছিল। বাবা আম্মাকে দেখেন শুধু জিজ্ঞেস করেন যে, "আপনার কি পড়াশোনা করার ইচ্ছা আছে কিনা?
আচ্ছা, আচ্ছা। উ বাহ! আচ্ছা, আচ্ছা। <laughs> হুম, হুম, হুম, হুম। হুম, হুম।
আম্মা যখন বলে, "হ্যাঁ।" বাবা তখন বলে, "ঠিক আছে।" বাবা মুলত রাজনীতি করতে চাইতেন। বিয়ে তার হচ্ছে সেকেন্ডারি অপশন ছিল। জোর করে তাকে কিছুটা <scoffs> বিয়ে দেওয়া হয় আরকি।
<laughs> উ বুঝতে পেরেছি। তো আপনার যে যখন আপনি ২ টা সংস্কৃতির মাঝে বড় হয়েছেন, তো আপনার কি আসলে কোন ধরনের স্ট্রাগল বা কোন সমস্যা ফেস করতে হয়েছে?
জী।

দেখুন ছোটবেলায় বাচ্চাদের <scoffs> থো আসলে ধর্মর চাইতে গান-বাজনা এগুলোর প্রতি আগ্রহ বেশি হবে, সেটাই স্বাভাবিক। তো আপাতত ও যে ৩ টা বিষয়ে আগ্রহ, সেটা হচ্ছে ও গান খুব পছন্দ করে। গানের সাথে নাচও পছন্দ করে। ও আমার ওয়াইফ হচ্ছে মাঝে, মাঝে একটু দুষ্টামি করে নাচানাচি যেটা করে সেটা ওর অনেক পছন্দ। আ ও ছবি আঁকতে অনেক পছন্দ করে। ওর maybe আমরা ২ জনেই ছবি আঁকতে পারি না, বাট ও এত ভালো এই বয়সে ৪.৫ বছর বয়সে Microsoft Paint use করে, সে Spiderman কে এগুলো আঁকতে পারে। কোথা থেকে শিখেছে আমার কোন <scoffs> idea নাই এবং হচ্ছে তার হচ্ছে আম এই ৩ টা বাদে যখন নামাজ পড়ি সে খুব শ্রদ্ধাশীল। ওকে বলা হয়েছে যে এটা করতে হয় না এবং বেশ শ্রদ্ধাশীল, ও মাঝে, মাঝে আল্লাহকে নিয়ে প্রশ্ন করে, আগ্রহ আছে দেখলাম। তো মূলত এই মুহূর্তে আগ্রহ গান এবং বই পড়া, এটার দিকে আগ্রহ আছে। গান, ছবি আঁকা, বই পড়া।
উম-হুম, বাহ! হু, হু। বাহ! বাহ! <chuckles> জি, জি। বুঝতে পেরেছি। মানে আপনার সন্তান কিছুটা হলে সৃজনশীল বলা যেতে <scoffs> পারে। যেটা বুঝতে পারছি যে খুব অল্প বয়সে সে মানে creative জিনিসগুলো তার বেশি পছন্দ।
আ না সব সেটা <scoffs> তৈরি হচ্ছে, জি। আশা করি إن شاء الله দেখা যাক কি হয় আর কি।
<chuckles> তো আপনার বাসায় কি আসলে কোন ধরনের policy বা কোন কিছু কি আছে যে আ কিছু জিনিস মেইনটেইন করা নিয়ে?
জি। আমার খুব strictly যেটা বলা আছে, যেটা আমার জন্যে খুব একটা বাজে বিষয় ছিল। আমার পুরো ফ্যামিলি আর আমার ভাই-বোন সবার জন্যে সেটা হচ্ছে ওর সামনে ওর সম্পত্তি থেকে কি পাবে, টাকা-পয়সার যে বিষয়টা, কোনভাবে আলোচনা করা যাবে না। মানে আমরা ২ ভাই, আমরা ২ বোন, ৪ ভাই-বোন। আমাদেরকে বলা হতো, "তোমাদের তো মানে আর্থিকভাবে কোন সমস্যা হবে না ইত্যাদি।" তো আমরা বড় হওয়ার সময় এত বেশি comfortably বড় হয়েছি, যে বড় হয়ে যখন দায়িত্ব নিতে হতো তখন আমরা একটা ধাক্কা খেয়েছি জি, জি। তো এটা আমি জি, জি, জি। আমার সন্তানের ক্ষেত্রে এটা আমি কখখনো হতে দিব না। আমি at least দায়িত্বের যে জায়গাটা, সেটা যেন ও ধীরে, ধীরে নিতে পারে। নিজের দায়িত্বটা at least যেন সে নিতে পারে, সেটার জন্য আমি ওকে গাইড করার চেষ্টা করব। আর আমার মেয়ের সামনে <scoffs> কোনভাবেই বিয়ে নিয়ে ও ভবিষ্যতে বিয়ে করবে কি করবে না, করলে কি অলংকার দেয়া হবে, কোন শাড়ি দেয়া হবে, ওব শ্বশুরবাড়ির লোকে কেমন হবে? typical যে আলোচনাগুলো করা হয়, আমার মেয়েকে আমি বিয়ে দিব না। আমি এটা সবার কাছে বলে রেখেছি এবং কেউ যদি এই বিষয় নিয়ে কথা বলে, আমার মেয়েকে আমি তার সামনে যেতে দিব না।
জি, জি। হু, হু। একটু ঝামেলায় পড়ে <scoffs> গিয়েছেন যে হঠাৎ করে অনেক কিছু চলে আসছে। বুঝতে পেরেছি। <laughs> হুম, হুম, হুম। জি, জি। <laughs>

আর, ওইযে নিজের সিদ্ধান্তটা, যেন নিজেই <scoffs> নিতে পারে, যেটা আসলে সাধারণত, বাঙালি কোনো পরিবারেই পসিবল হয় না। <scoffs> হয়তো দেখা যায়, একটা টক্সিক একটা পরিবেশ তৈরি হয়ে যায়। আব্বা একটা চাচ্ছে, বাবা-মা একটা চাচ্ছে, আত্মীয়-স্বজন একটা কথা বলছে। এটা কিন্তু আসলে, অনেক বেশি আনহেলথি।
এক্সেক্টলি! জি, জি। ভালো বলেছেন, অ্যাকচুয়ালি। অ্যা হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জ্বী, জ্বী, জি। এটা খুব ভালো বলেছেন, অ্যাকচুয়ালি! হ্যাঁ।
তো আচ্ছা, আ নিজস্ব যে আইডেন্টিটি -র যে ব্যাপারটা, এইখানে তো দেখা যায় যে, আ এখনো যেটা বুঝতে পারছি যে, আপনার বাচ্চা এখনো অনেক ছোট। বা নিজস্ব যে আইডেন্টিটি -র ব্যাপারটা, এটা আপনি আসলে, তাকে কীভাবে শিখাতে চান? বা এটা নিয়ে কি আপনার কোনো চিন্তাভাবনা আছে?
জ্বী। হ্যাঁ। না, নিজস্ব আইডেন্টিটি আমি ওকে শেখাতে একদমই চাই না। কারণ আমি কোনো কিছু শেখাতে গেলেই ও স্বকীয়তাতে আঘাত পেতে পারে। দেখুন, আমি ওকে অপশনস দিতে চাই। ও যা করতে চায়, আমি যেন ওকে সাপোর্টটা দিই। দেখুন, আমার প্ল্যান হচ্ছে, আমি ওকে বলব, "জানো, এইখানে কারাতে শেখায়।" আমি ওকে নিয়ে যাবো। নিয়ে যেয়ে দেখাবো, "এইযে দেখো কারাতে হচ্ছে।" দেন, ওকে বলবো, "তুমি কি করতে চাও?" ও যদি বলে করে, আমি ওকে ভর্তি করালাম। দেন ২-৩ মাস পর ও বলে যদি, "আমি করতে চাই না।" আমি ওকে সুন্দরভাবে নিয়ে আসবো। কখনো প্রেশার থাকবে না, কখনো জোর থাকবে না। ও নিজে দেখবে, নিজে চুজ করবে। এবং আমাদের বাসাতেও সেটা হয়ে থাকে। আমরা যখন ও কোনো দো দোষ করে, ওকে জিজ্ঞেস করি, "তোমার কি মনে হচ্ছে? আমি কেন মন খারাপ করছি বা রাগ করছি?" ওকে জিজ্ঞেস করি, ও উত্তরটা ভাবে। সো, আমরা ওকে চিন্তা করার সুযোগটা দিচ্ছি। এইটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যে, চিন্তা করে ও যেন সিদ্ধান্তে উপনীত হতে পারে।
আচ্ছা, আচ্ছা। <chuckles> বুঝতে পেরেছি। আচ্ছা। আচ্ছা! <chuckles> বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে, সেলফ রিয়ালাইজেশন এর যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে এর মাধ্যমে সে শিখছে, যে নিজে চিন্তা করে বের করা, "বাবা কেন রাগ করেছে? মা কেন কষ্ট পেয়েছে? বা আমার ভুলটা কোথায় হয়েছে?"
জ্বী। জ্বী, জ্বী। এক্সেক্টলি। জ্বী, জ্বী।
হ্যাঁ, আ আরেকটা ব্যাপারে আমি একটু ইন্টারেস্টেড জানতে যে, আ এখন তো দেখা যায় যে, আপনি আপনার বাচ্চাকে খুব সুন্দর একটা হেলথি পরিবেশে মানুষ করছেন। কিন্তু আশেপাশের সব কয়টা বাচ্চা হয়তো, সেইম পরিবেশে বড় হচ্ছে না। একেকজনের মন-মানসিকতা একেক রকম। তো যখন আপনি তাকে বা এখনো সে স্কুলে যায় কিনা, আমি জানি না। কিন্তু যখন সে স্কুলে যাবে, বা তার আশেপাশের যে বন্ধুরা আছে, তাদের ভাষা বলুন বা তাদের আপব্রিঙগিং তো অন্যরকম। তো আ কখনো কি চিন্তা করেছেন যে, সেগুলো আপনার সন্তানকে ইনফ্লুয়েন্স করবে কিভাবে বা সেই জিনিসটা আপনি কিভাবে ট্যাকেল দিচ্ছেন?
জ্বী। <chuckles> আন জ্বী। যায়, জ্বী।